Right। জি। হ্যাঁ, একদম আমি আপনার সাথে
আর যেটা problem, এইগুলা actually monitor মতো হচ্ছে গিয়ে আমাদের যে structure কিংবা উম যেই system-টা থাকা উচিত actually আমাদের system-টাই সেটা নেই। আর system-টা তা না থাকার কারণ হচ্ছে system-টা নিজেরাই হচ্ছে গিয়ে রূপটাই নষ্ট হয়ে গিয়েছে, তাদে মাথায় যেটা যে, কিভাবে হচ্ছে গিয়ে pocket গরম করার যে একটা ব্যাপার থাকে যে, "নিজেকে কে নিজে আরেকটু বড় করব, আরেকটু বড় stable জায়গায় নিয়ে যাব, আরেকটু ভালো luxurious life lead করবেন।"
হ্যাঁ। হ্যাঁ। Right। অ্যা জি। হ্যাঁ। জি। হুম। একদম। জি। হ্যাঁ।